তিনি তার বগী। তিনি সতী সান্বিত। বি একটা ধর। আ সুযোগ কিন্তু তৈরি করা। আপনি চিন তার বাড়ি জটাই তোমার কাছে। আগ পর্যন্ত ছিল। মানুষ নোটিফিকেশন পেলে উইশ করত জানাতো। এখন কিন্তু আমার মনে হয় যে করে না, ইগনোর দেয়। কারণ আমি কিভাবে বুঝলাম, আমার ফ্রেন্ড লিস্ট এ প্রায় এ্যা ২০৭-৮ জনের মত মানুষ আছে এবং সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো আপনি যেটা বললেন যে বার্থডে নোটিফিকেশন এর বিষয়টা নিশ্চয়ই ম্যা ২২৭ জনের কাছেই ২০৭ জনের কাছেই যাচ্ছে। কই? আমাকে তো হাতেগোনা ৮ থেকে ১০ জন উইশ করছে। তার মানে বাকিরা কি আপনি বলতে চাচ্ছেন নোটিফিকেশন পায়নি?
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম। না তা তো অবশ্যই না। আপনি আসলে একটা বাস্তবভাবেই নিজের আমি যেমন মানে নিজের একটা অভিজ্ঞতা থেকে আপনাকে জিজ্ঞেস করলাম। যে এ্যা কি এ্যা কিভাবে আপনি কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে জিনিসটা পরিষ্কার করলেন আরকি। যে আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে হ্যাঁ এখানে সম্পর্কটা বাড়াতে যেহেতু সোশ্যাল মিডিয়া মানে সামাজিক মিডিয়া এটা। সামাজিকতা বাড়াচ্ছে কিন্তু আসলে মানে এ্যা শেষে যোগ করলে অঙ্ক কষলে দেখা যায় যে জিনিসটা কমিয়ে দিচ্ছে আরকি। এটা কিন্তু বেশ চিন্তার বিষয়। আচ্ছা হ্যাঁ বলুন।
হুম। হু, হু। হুম। <smacks lips> হ্যাঁ, কারণ বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে আ মানুষজন দেখছে এবং দেখে আপনার পেছনে যে একটা উইশ লেখার সময় এটা নষ্ট করবে বা ঐখানে কিন্তু লেখাই থাকে। আমি দেখেছি নোটিফিকেশন যখন আসে আপনি ক্লিক করলে নিচে অলরেডি এ্যা টেক্সট দেয়াই আছে। জাস্ট আপনি একটা টাচ করবেন। কিন্তু দেখ মানুষজন, মিন আমি বলব এটা আ FaceBook এর বা সোশ্যাল মিডিয়া অ্যালগরিথম। যেটা হচ্ছে কি আপনি ধরেন কোন একটা পার্টিকুলার একটা সেলিং পোস্ট দেখলেন বা একটা বুস্ট করে একটা পোস্ট দেখলেন। তখন না আপনার যে রিয়াল ফ্রেন্ড গুলো আছে, রিয়াল ফ্রেন্ড দের পোস্ট বলেন, ছবি বলেন, কনটেন্ট বলেন, অনেক সময় অনেক কিছু দেয় না। ঐগুলো কিন্তু দেখতে দেয় না। আপনাকে সারা বছর শুধু পেইড জিনিসপত্র দেখাবে, আর দেখাবে। আর বছর শেষে ওই বন্ধুর একটা আ বার্থডে নোটিফিকেশন আসবে। আর আপনার মনে হয় যে আপনার মাথার মধ্যে ওই নোটিফিকেশন টা থাকবে। আপনার মাথার মধ্যে থাকবে যে ১ সেকেন্ড ওয়েস্ট করার চাইতে আমি হোম এ গিয়ে স্ক্রল করি। এবং মানুষজন কিন্তু সেটাই করছে।
হ্যাঁ, সেটাই। অনেক ব্যস্ত। হ্যাঁ। নাহ।

সবারই নিজের একটা মানে পার্সোনাল একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, হ্যাঁ? কি একটা আজব বিষয়, আসলেই।
থাকবে তো। ইতিমধ্যেই তো চলে আসছে। আপনি পার্সোনাল অ্যা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারছেন, AI অ্যাসিস্ট্যান্ট রাখতে পারছেন যেটা পেইড ভার্সন অলরেডি আছে। এবং তখন যেটা হবে আই আ আপনার এমন হেল্পিং হ্যান্ড হবে যেটা আপনি চিন্তা করে জাস্ট কমান্ড দিবেন সে নিজের মত কাজ করতে থাকবে। তো সেখান থেকে আমার মনে হয় যে সম্পর্কগুলো আরো অনেক বেশি দুর্বল হয়ে যাবে।
হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি। বাস্তব সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, আরকি যেটা আপনার কথা থেকে উঠে আসতেছে। আচ্ছা আমি না আরেকটু এখানে মানে আরেকটা ঘটনায় একটু জোর দিতে চাচ্ছিলাম। আ মানে দেখা গেছে যে, সোশ্যাল মিডিয়া থাকার কারণে কিন্তু Facebook এর কথা বলি। একদম নির্দিষ্টভাবে কিছু এখানে ফিচার এর কথা বলি। তাহলে খুব ভালো হয় বিষয়গুলা। যেমন বার্থডে কেউ এর জন্মদিন সেটা মনে করিয়ে দেয়। আপনি অনেকদিন আগে কোন একটা ছবি তুলেছেন সেটা মেমোরি হিসেবে চলে আসে। হ্যাঁ, তো দেখা গেছে যে প্রত্যেক দিনই কিন্তু আপনি Facebook এ ঢুকলে একটা মেমোরি নোটিফিকেশন পাচ্ছেন। তো এগুলা দেখে যেমন আগে কি হতো মানুষজন অ ১০ বছর ৫ বছর পরে ফটো অ্যালবাম খু খুলে অথবা আগের চিঠি-মিঠি খুলে, তখন কিন্তু ওই যে মনে করত। এ এখন এই যে আপনাকে প্রত্যেকদিন মনে করাচ্ছে মানুষজনের কথা ভাবাচ্ছে। এটা কি সম্পর্ক একটু বাড়িয়ে তুলল না নাকি?
হুম। উ হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। জ্বি। হুম, আসলে এইটা ভালো একটা দিক যে ১০ বছরের পুরোনো ঘটনাও আপনাকে পুনরায় দেখাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় কি সম্পর্কটা বাড়ানোর ক্ষেত্রে হয়তো ভালো হতো যে আপনাকে দেখাচ্ছে। আম উম সেক্ষেত্রে আপনি যদি আত্মীয় হয়, ভাই বোন হয়, সেক্ষেত্রে যদি আপনার হয়ে আ কোন একটা নির্দিষ্ট একটা মেসেজ ক্রিয়েট করে দিত এবং সেটার মাধ্যমে আপনি তাকে উইশ জানাতেন